আচ্ছা, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কখনো একা অনুভব করলে সাধারণত কী করে থাকেন সেই সময়?
হ্যাঁ, সাধারণত যদি কখনো আমার খুবই একা লাগে, তখন আমি যেটা করি নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি আরকি। সেটা আ একেক সময় একেক রকমভাবে হয়। পরিবেশ পরিস্থিতির উপর ভিনি ভিত্তি করে। কখনো দেখা যায় যে আ হয়তো আমি একটা মুভি দেখা শুরু করি, কখনো হয়তো একটু রান্না করি, কখনো দেখা যাচ্ছে যে বাইরে একটু হাঁটতে যাই, আ কখনো দেখা যাচ্ছে যে, একটা মানে কুকুর আছে আরকি, আমাদের এলাকার। একটা পোষা কুকুরের মতো, তো ওইটার সাথে কখনো, কখনো একটু সময় কাটাই। হ্যাঁ? কখনো দেখা যাচ্ছে যে
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। উম উ হু। তার মানে একান্তে সময় কাটানোর জন্যই আসলে কিছু, কিছু কৌশল আপনি বেছে নেন। যেন আসলে কোনো একাকিত্বটা আসলে আপনার উপরে জেঁকে বসতে না পারে। যেমনটা আসলে আপনি বলছিলেন। তো এ্যা যখন আ এরকম কি কখনো হয়েছিল? যে ধরুন কোনো ঘটনা কি এরকম আছে? যে, যে একা, এক খুব বেশি একা, একা লাগছিল, উ সেই স মুহূর্তটাই বা কেমন ছিল বা একাকিত্ব কাটানোর জন্য আপনি বিশেষ কোনো কাজ করেছিলেন? মানে এগুলো তো রেগুলার কাজ করেন যেটা আপনি বললেন যে, হয়তোবা একা হাঁটতে বের হয়ে যাচ্ছেন, কুকুরের সাথে সময় কাটাচ্ছেন অথবা আপনি একটু রান্না করছেন। বিশেষ কোনো ঘটনা বা খুব একা লাগছিলো মনটা খুব খারাপ ছিল। সেইসময় বিশেষ কোনো কিছু ঘটনা বা এরকম কিছু কি মনে পরে?
একদম, একদম। একদম, হ্যাঁ। হুম। হু, হুম। হুম। হ্যাঁ, এরকম এ করা হইছিল, একবার হচ্ছে যে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে। আ খারাপ ঘটনা বলতে হচ্ছে যে আমি অ্যা একটা রেজাল্ট খারাপ করি আরকি খুবই খারাপ করি। তো দেখা যাচ্ছে যে ঐটার পরে আসলে আমার খুবই খারাপ লাগতেছিল এবং খুবই একা, একা লাগতেছিল। আ দেখা যাচ্ছে যে কোনো কিছু তো আসলে মন বসাইতে পারতেছিলাম না। এবং মানে স্বাভাবিক যে কাজগুলো সেগুলোও আসলে আমার কাছে অথ অসহ্য লাগতেছিল আরকি। তো কোনভাবেই হচ্ছে সেই পরিস্থিতির সাথে মানাইয়া নিতে পারতেছিলাম না। তখন আমার যে ক্লোজ হুম, হুম। তখন আমার যে ক্লোজ কিছু বন্ধু ছিল ওদেরকে আমি ফোন করি আরকি এবং ফোন করে আসতে বলি এইযে তো অ মানে, "তোরা আয় আমার তো ভাল লাগতেসে না।" হ্যাঁ মানে এরকমভাবে বলি আরকি যে, "তোরা আয় ঘুরে যা।" তখন আমি আমার বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম তখন হচ্ছে তারা আসেনি। পরে দেখা যায় তাদের নিয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। অনেক রাত পর্যন্ত বাইরে আড্ডা দেই। একটু ধরেন খোলামেলা আড্ডা দেই সময় কাটাই। তারপর দেখা যাচ্ছে ধীরে, ধীরে আমার একাকিত্বটা আসলে কেটে যায় আরকি।
হু। আচ্ছা। ওহো! উঁহু। হু। খুব স্বাভাবিক। যেহেতু রেজাল্ট টা খারাপ হয়েছে। আচ্ছা। দেখা করার জন্য। হু, হু। বাহ, চমৎকার! আপনি যেটা বলছিলেন যে বন্ধুদের অ্যা সংস্পর্শে আসাও কিন্তু অনেক ক্ষেত্রে একাকিত্ব দূরীভূতকরণে বেশ খানিকটা সাহায্য ক উম করে থাকে। তো এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে কিরকম থাকে? মানে যখন হয় না যে এরকম কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে, পরীক্ষা খারাপ হওয়ার কারণে হয়তোবা একাকিত্ব বোধ করছিলেন। ভালো লাগছিল না, মনোযোগ দিতে পারছিল না পারছিলেন না। তো এরকম মানসিক চাপের সময় আপনার কাছে কী মনে হয়? পরিবার কতটুকু আসলে রোল প্লে করতে পারে বা আপনার ক্ষেত্রে পরিবারের ভূমিকাটাই বা কতটুকু?
একদম। হু, হু। হু। হ্যাঁ, পরিবার আসলে একটু মানে বড় ভূমিকা রাখতে পারে এবং পরিবারের ভূমিকাটাই সাধারণত ১ম থাকে আরকি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার রেজাল্ট এর অবস্থাটা আসলে একটু খারাপ ছিল যেটা আসলে পরিবারকেও জানাইতে পারতেছিলাম না বা জানাইতে একটু সংকোচ বোধ করতেছিলাম। সেজন্য হচ্ছে মানে ১ম বার হচ্ছে বন্ধু হ্যাঁ, বন্ধুদের সাথে আমি শেয়ার করি আ এবং অন্যান্য সময় যেটা হয় যে ধরেন আ অন্য যখন কোনো সমস্যা হয় বা কোনো জটিলতা অনুভব করি তখন সাধারণত গিয়ে আমি পরিবারের যেকোনো সদস্য আ হয়তো একটা কাজ করতেছে, যেমন আম্মু হয়তো রান্না করতেছে। তখন আমি তার সাথে গিয়ে সেখানে একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করি বা সেখানে বসে অ্যাঁ তার সাথে কথা বলার চেষ্টা করি বা আলাপ জমানোর যে, চেষ্টাটা আরকি সেটা করি যে অ্যা মানে আমার মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করি আরকি অন্য কোন কিছুতে বা হয়তো একটা পরিবারের গুরুত্বপূর্ণ আলোচনা তখন তুলে দিয়েছি। "আচ্ছা এরকম তো বলছিলা। আ সে আসবে বা আ তাদের সাথে তো এরকম হইছে এটা তাইলে এখন কী অবস্থা?" কোনো অন্য একটা আলোচনায় ঢুকে যাওয়ার চেষ্টা করি আরকি সাধারণত এবং কখনো, কখনো
হু, হু। উ খুবই স্বাভাবিক। হুম। আচ্ছা, চমৎকার। হুম, হু। হুম। হুম, হুম, হুম, হুম। বাহ, চমৎকার! মানে আপনি পরিবারের আসলে এক ধরনের সাহায্য নেন কিন্তু হয়তোবা সেটা হচ্ছে গিয়ে যে, আপনি হয়তোবা অন মনটাকে আসলে অন্যদিকে ডাইভার্ট করার জন্য কোনো না কোনো ভাবে আসলে আপনি অ্যা পরিবারের সাহায্য সহযোগিতা নিয়ে থাকেন। আপনি কি বলছিলেন, কিছু একটা বলতে চাচ্ছিলেন।
হুম। হু, হু। একদম হ্যাঁ। আ সেটা হচ্ছে, কখনো, কখনো এরকমও হয় যে যেটা আসলে সরাসরি পরিবারের লোকদের সাথে শেয়ার করতে একটু সংকোচ বোধ হয়। সেক্ষেত্রে, আমি এ ধরনের আ মানে একটা প্রসিডিউর আসলে ফলো করি আরকি। যে এ উ তাদের কাজে গিয়ে যুক্ত হয়ে যাওয়া, নিজের প্রবলেমটা না বলে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধীরে, ধীরে সময়ের সাথে একাকিত্বটা কমে যায়। আর যদি এরকম হয় যে, তাদের সাথে আসলে শেয়ার করা যায় বা গল্পটা করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, মানে যদি বেশি খারাপ লাগে তখন হচ্ছে পরিবারের যারা থাকে সদস্য বা কাছে যা যে থাকে, তার সাথে জিনিসটা আসলে সময় নিয়ে খুলে বলা যায় যে, আস "আসলে এরকম, এরকম একটা ঘটনা তো আমার সাথে হইছে, তো আমার তো এখন খারাপ লাগতেছে, আমি কি করব?" সেক্ষেত্রে, তারা একটা ভালো পরামর্শ দেয় বা সাহস দেয় বা
একদমই তাই। উ হু। বাহ! হু, হুম। অবশ্যই। হুম, হুম। হুম। হুম। একটা এক ধরনের দিক নির্দেশনা পেয়ে যান তাদের কাছ থেকে।
দিক নির্দেশনা দেয়। হ্যাঁ, হ্যাঁ, দিক নির্দেশনা দেয়, এরকমভাবে আসলে জিনিসটা ম্যানেজ হয়। কখনো, কখনো দেখা যাচ্ছে যে, এ্যা আমার যদি খুব খারাপ লাগে, তখন হয়তো আমার একটা প্রিয় রান্না করে বা হয়তো বলে যে, "যা, কোথাও থেকে ঘুরে আয়।" বা আ মনে হয়তো আ ছোটবেলার কোনো স আমার একটা স্মৃতি বা ছোটবেলায় একটা কাজ করছিলাম, সেটা হয়তো মনে করায় দেয় যে, এটা আসলে একটা আনন্দের স্মৃতি। তো হুট করে খারাপ সময়ে যখন ছোটবেলায় একটা আনন্দের স্মৃতি মনে পরে, তখন কিন্তু আসলে মনটা একটু ফুরফুরা হয়ে যায় বা মনটা একটু ভালো হয়ে যায়।
হুম, হুম। আচ্ছা। হু, হু। বাহ! হু, হু। একদমই তাই একদমই তাই। এবং পরিবার কিন্তু এইসব বিষয়গুলো তে বেশ ভালো। মানে আপনার পরিবার যে একটা বেশ ভালো রোল কিন্তু প্লে করে। আপনি যেটা বলছিলেন যে, আপনার জীবনের কিছু অ্যাচিভমেন্ট বা কোনো ছোটবেলার কোনো ঘটনা, যেটা আসলে সবার কাছেই স্মরণীয়, শ্যামন কিছুকে মনে করিয়ে দেওয়ার একটা ব্যাপার, প্রয়াস তাদের মধ্যে দেখা যায়। এবং সেটাই কিন্তু আল্টিমেটলি আপনার, মানে একাকিত্বটা দূরীভূতকরণে বেশ খানিকটা সাহায্য করতে পারে বলে আমার ধারণা। তো সেক্ষেত্রে যদি আপনি একটু অ্যা জানতে চাই, আপনি বলছিলেন যে, মন খুলে, খুলে পড়বার একটা কথা। যেমনটা আপনি বলছিলেন যে, যখন আপনার আসলে যদি শেয়ার করার মতন ঘটনা হয়, তাহলে সেটা হয়তো পরিবারের সদস্যদেরকেও আপনি জানিয়ে থাকেন, তারা বিভিন্নজ বিভিন্ন জায়গাতে ঘুরে আসবার কথা হয়তোবা সাজেশন দেন আপনাকে। তা আপনার কাছে কি মনে হয় যে, এইযে মন খুলে বলবার যে একটা ব্যাপার, সেইটার কারণেই মানুষ আসলে একাকিত্ব বোধ করে, মানে আশেপাশে যখন আসলে কাউকেই সেই সমস্যাটার কথা বলা যায় না, তখনই আসলে মানুষ একাকিত্ব আসলে বোধ করাটা শুরু করে?
একদম। একদম, একদম, হ্যাঁ। হু, হু। হু, হু। হুম। হু, হু। হুম। একদম হ্যাঁ, আমার মনে হয় যে একাকিত্ব বোধ করার বিষয়টা আসে যে কারো কাছে শেয়ার করতে না পারার জন্য। হ্যাঁ? অনেক সময় অনেকেই থাকে এরকম যে কথা আসলে ভিতরে চেপে রাখে, কথা কাউকে বলে না। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি হয় বলে আমার ধারণা আরকি। আর কারো সাথে যদি আসলে শেয়ার করা যায় অনেকে বলে না? যে শেয়ার করতে পেরে হালকা লাগল। তো বিষয়টা আসলে এরকম আমার মনে হয় যে আ কেউ যদি কোন ঘটনা কারো সাথে শেয়ার করে, আ বিশেষ করে দুঃখের কথা যদি শেয়ার করে তাহলে হচ্ছে দুঃখ কমে যায়। এরকম একটা কথা প্রচলিত আছে যে, আনন্দের কথা শেয়ার করলে আনন্দ বাড়ে, আর দুঃখের কথা শেয়ার করলে দুঃখ কমে। তো এই জিনিসটা হচ্ছে আমি ফিল করছি আরকি আমি বিভিন্ন সময়। যে যদি আসলে কোন দুঃখ বা আ কোন কষ্টের কথা কারো সাথে শেয়ার করা যায়, বা একাকিত্বের কথা আসলে শেয়ার করা যায় তখন সে একাকিত্বটা কমে যায়। আর শেয়ার করতে না পারার জন্যই মূলত হচ্ছে একাকিত্বটা হয় যে অ্যা মানে <clears throat> একদম। হ্যাঁ।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। বাহ! চমৎকার! মানুষ একাকিত্ব সেই বোধটা বো ই বোধটা ফিল করে থাকে যেমনটা আপনি বলছিলেন। চমৎকার করে হ্যাঁ, হ্যাঁ। চমৎকার করেই কিন্তু আপনি ব্যা এই জিনিসটাকে ব্যাখ্যা করলেন যে আসলে মানুষ কখন আসলে ঐ একাটা আসলে ফিল করে। তা আপনি একটা কথা ব্যা বলতে গিয়ে বলছিলেন, যে আপনার ফ্যামিলি হয়তোবা আপনাকে ক্ষেত্র বিশেষে সাজেস্ট করে, এই একাকিত্ব ভাবটা দূর করবার জন্য, কোথাও থেকে ঘুরে আসার ব্যাপারে। তা আপনার কাছে কি মনে হয়? যে ভ্রমণ আসলে মানুষকে একাকিত্ব দূরীকরণে কতটুকু সাহায্য করে? এটা কি মনটাকে একটু চাঙ্গা করে দেয়? বা পার্টনার যে থাকে তার সাথে যেহেতু যা যেতে যাওয়া হয়, তার সাথে এক ধরনের শেয়ারিং হয় এগুলোর কারণেই, ঘুরতে যাওয়াটা বেশ বড়সড় একটা রোল প্লে করে কি?
মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ। হু। হুম, হুম। অনেক, অনেক সাহায্য করে। হ্যাঁ, হ্যাঁ! ঘুরতে যাওয়াটা খুবই কার্যকরী মনে হয় আমার কাছে। কারণ দেখা যাচ্ছে অ্যা সাধারণতত অ সাধারণত আমার যেটা মনে, হয় একাকিত্বটা আসলে চেপে বসে তখন যখন হচ্ছে কি একি পরিবেশে অ্যা অনেক সময় বা দীর্ঘদিন ধরে থাকে। বা তার আশেপাশের পরিবেশটা হয়তো চেঞ্জ হয় না। তো যখন সে আসলে ঘুরতে যায় বা আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখন ঘুরতে যাই তখন দেখা যাচ্ছে যে আ দৃশ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তন হইতে থাকে চোখের সামনে দৃশ্যগুলো। হ্যাঁ এবং আ পরিবেশ পরিস্থিতিটা চেঞ্জ হইতে থাকে তখন দেখা যাচ্ছে, যে মনোযোগটা সেদিকে চলে যায়। হ্যাঁ? আ এবং যদি ঘুরতে গিয়ে সুন্দর কিছু দেখা যায় বা প্রকৃতির কাছাকাছি চলে যায়। তখন হচ্ছে প্রকৃতিটা ফোকাসে চলে আসে। আমার যে অপূর্ণতাটা আছে বা আমার যে ব্যর্থতাটা আছে, সেটা হচ্ছে ফোকাস থেকে দূরে সরে যায়। এজন্য হচ্ছে ধরেন, একাকিত্বটা অনেক ক্ষেত্রেই কমে যায়। আর সাথে যদি কোনো পার্টনার থাকে বা কেউ যদি থাকে, তার সাথে দেখা যায় যে বিভিন্ন ধরনের গল্প হয়, কথা হয়। ওই যে আগে যেটা বলতেছিলাম, যে শেয়ার করলে হচ্ছে কষ্ট বা দুঃখের মাত্রাটা আসলে কমে যায়। তো এক্ষেত্রে হচ্ছে ধরেন, ২ টা পয়েন্ট এই কাজ করে যে ঘুরতে গেলে হচ্ছে আগের ফোকাসটা চলে যায়। নতুন জিনিস দেখতে, দেখতে হচ্ছে আগের যে কষ্টগুলা থাকে সেগুলা রিপ্লেস হয়ে যায়। আর সাথে কেউ থাকলে তার সাথে শেয়ার করলে তো অবশ্যই হালকা লাগে এবং ভালো লাগে।
উ হু। উম উম হু। উ হু। উ হু। উ হু। একদমই তাই। বাহ! চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করলেন, যে ভ্রমণ কিন্তু আসলে একটা বড়সর রেল ও রোল প্লে করতে পারে মানুষের এই একাকিত্ব দূরীভূত করনে। চমৎকার! তো আপনি যখন এই যে এরকম হয় না? যে আমরা যদি একটু পেশাগত দিক নিয়ে একটু কথা বলতে চাই। যে কাজের চাপ যখন আসলে চলে আসে বা এরকম যখন একটা সিচুয়েশন হয় যে আসলে কোনো কিছুতেই কোনো কিছু মিলছে না, আগাতে পারছেন না কাজটা, তখন কি কখনো আসলে একা, একা অনুভব করেন?
হু। হু। হু। হ্যাঁ, এরকম হয়। এরকম অনেক সময় হয়। দেখা যাচ্ছে যে একটা কাজ নিয়ে বসে যখন আসলে সেই কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয় না যে হয়তো মনে হচ্ছে এক একটা লুপে আটকে গেছি দিনের দি দিনের পর দিন হয়তো একই বিষয় নিয়ে কাজ করতেছি। অ্যা তখন হচ্ছে এই জিনিসটা অনেক সময় ফিল হয় য্যা আরে একা, একা কি করতেছি? কিছুই তো হইতেছে না। বা কেনো পারতেছিনা না, এরকম একটা হতাশা থেকে আসলে ওই একাকিত্বটার জন্ম নেয় আরকি। এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে, যে একটা আ দীর্ঘমেয়াদী বিষণ্ণতারও জন্ম দেয় কখনো, কখনো যদি কেউ হচ্ছে দেখা যাচ্ছে অ্যা একা, একা কাজ করে দীর্ঘদিন। বিশেষ করে এটা হচ্ছে অ্যা মানে লেখক বা কবি যারা তাদের ক্ষেত্রে <scoffs> এই জিনিসটা একটু অ্যা ধরেন বেশি পরিলক্ষিত হয় আরকি। কখনো, কখনো দেখা যাচ্ছে, যে প্রকটভাবে পরিলক্ষিত হয়। দেখা যাচ্ছে তারা অ্যা একা, একা মানে লেখার কাজটা তো আসলে একাই। আ তখন দেখা যাচ্ছে তারা অনেক সময় এটা পছন্দও করে নেয় যে একা, একা থাকবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেখা লেখবে বা অনুভূতির বিভিন্ন শাখায় বিচরণ করবে হ্যাঁ, হ্যাঁ।
উম উম উম উ হু। আচ্ছা। প্রকট প্রকট ভাবে পরিলক্ষিত হ উ হু। হুম। উ হু, না অনেককেই দেখা যায়। আপনি যেমনটা বলছিলেন হ্যাঁ, বিভিন্ন মনীষীদের ক্ষেত্রেই দেখা যায় বা স আ উচ্চ স্থানীয় যেসব লেখকরা রয়েছেন কবি গ কবিরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঐযে একা কাজ করবার একটা মন-মানসিকতা আসলে তাদের মধ্যে দেখা যায়। কারণ ক্রিয়েটিভিটিটা আসলে তাদের তাদের বিশ্বাস যে, যে ক্রিয়েটিভিটিটা আসলে ঐ সময়ই চলে আসে। তো এই বিষয়টা নিয়েই যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন? মানে একা থাকলে কি একটু ক্রিয়েটিভ জিনিসপত্র বা সৃজনশীল কাজকর্মে সময় ব্যাক সময় দেওয়ার বিষয়গুলো বেশি কাজ করে? নাকি আসলে একা যেমন অনেক কিছু শেখা যায় না? যেমন আমি আমার এক বন্ধুর কথা বলতে পারি ও আসলে একা, একা পড়াশোনা করতে পারতো না ওর সাথে কখনো, কখনো, কখনো কাউকে লাগতো এবং দেখা যেতো যে আমরা আবার একা, একা পড়াশোনা হয়তোবা করতে পছন্দ করতাম কিন্তু সেই বিষয়টা আসলে সেই কোনো না কোনোভাবে আসলে আমাদেরকে ডিস্টার্ব করতোই এসে। মানে যেহেতু সে একা, একা পড়াশোনা করতে পায় না। তা আপনার ক্ষেত্রে বিষয়টা আসলে কিরকম করে কাজ করে?
হুম। একদম হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। অ্যা আমার ক্ষেত্রেও আসলে জিনিসটা ডিপেন করে, যখন আসলে দেখা যায় কোনো ক্রিয়েটিভ কাজ করতে হয় বা করার চেষ্টা করি, তখন আসলে একটু একা থাকতে পছন্দ করি। আ দেখা যায় কি? যে ওই সময় ধরেন একট একটা পার্টিকুলার চিন্তা করলে, সেই চিন্তাটার অনেক গভীরে ঢোকা যায় এবং অ্যা নিজের মতো করে হচ্ছে যে সেই চিন্তাটা করা যায় আরকি। আর এমনিতে টিমওয়ার্কের কথা যেটা বললেন বা গ্রুপ স্টাডির কথা যেটা বললেন, ওইটাও আসলে মানে আমার জীবনে একটা বড় পার্ট হয়ে আছে। দেখা যাচ্ছে যে যখন আসলে সবাই সবারই এক একই টার্গেট থাকে, যেমন হচ্ছে ছাত্র জীবনে বিশেষ করে। যে সামনে হয়তো পরীক্ষা ছিলো, হ্যাঁ? তো সেটা দেখা যাচ্ছে যে, একই বিষয় নিয়ে সবার পরীক্ষা এবং সেখানে দেখা যাচ্ছে যে, আ যদি গ্রুপ স্টাডি করে পড়া হয়, তাইলে একজন হয়তো একটা পার্ট ভালো পারে। আরেকজন আরেকটা পার্ট ভালো প ভালো পারে। যখন আসলে গ্রুপ করে পড়া হয়, তখন যে যেটা পারে না, তাকে সেটা আসলে বুঝিয়ে দেওয়া যায়। এবং আমি যদি একটা জিনিস না পারি, সেটা হচ্ছে তাদের কাছ থেকে মানে বুঝে নেওয়া যায়। এ এভাবে হচ্ছে যে জিনিসটা আ মানে কাজটা আগায় আরকি ভালোভাবে, হ্যাঁ? এবং একা থাকলে হচ্ছে যদি পার্টিকুল হ্যাঁ। একা থাকলে যদি পার্টিকুলার কোনো বিষয় থাকে সেখানে আগানো যায় আরকি দ্রুত।
উ হুম। বাহ! চমৎকার! হু, হু। অবশ্যই। হুম, হু। হুম। উম বাহ! উম হু। হুম, হু। কাজ কর বাহ! চমৎকার। যেটা আপনি ব হ্যাঁ। যেমনটা আপনি বলছিলেন যে বাহ! তো এই মানে সৃজনশীল যদি কোনো কাজ করার এ স্কোপ থেকে থাকে, তখন আসলে আপনি ক্ষেত্র বিশেষে কিছুটা একা থাকাটাই পছন্দ করেন। বাট গ্রুপ স্টাডির ক্ষেত্রে তো অবশ্যই সবাইকে নিয়েই আসলে একসাথে শেখবার একটা প্রয়াস হয়তোবা আপনি সেক্ষেত্রে চালান। তো আপনি যদি এখন আজকালকার অ্যা একটা বিষয় নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে সোশ্যাল মিডিয়ার প্রভাব কিন্তু আসলে আমাদের জীবনে অনেক বেশি বেড়ে গেছে, হ্যাঁ? সোশ্যাল মিডিয়াতে মানুষ আ দেখছে যে, আরেকজন খুব ভালো পজিশনে আছে। কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা হয় যে, মানুষ আসলে নিজের ভালো দিকটাকেই আসলে প্রকাশ করতে চায়। তো সেক্ষেত্রে আপনার কাছে কী মনে হয়? এইযে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে কি মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করা শুরু হয়েছে? এবং সেখান থেকেই মানুষ কিছুটা আসলে একা, একা বোধ করা শুরু করেছে?
হ্যাঁ। হ্যাঁ, একদম। এটার একটা বড় প্রভাব ম মানে মানুষের জীবনের উপর বা একাকিত্বের উপর আছে বলে আমার মনে হয় আরকি। এখন দেখা যাচ্ছে যে, এখন কিন্তু ওই নেটওয়ার্ক যেটা সোশ্যাল মিডিয়া যেটা ঐটার সাথে কিন্তু দ্রুতই যে কেউ যেকোনো জায়গা থেকে কানেক্ট হয়ে যাইতে পারে। এবং সে যখন আসলে একা থাকে, সেখান থেকেও সে কানেক্ট হইতে পারে এবং সে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানুষ এ এটা ভেবে হতাশ হয় আরে সে কি সুন্দর জীবন কাটাইতেছে! বা তার লাইফটা কত সুন্দর! সে কত ভালো একটা পজিশন এ আছে! বা সে হ্যাঁ, কত সুন্দর একটা তুলনা চলে আসে রাইট হ্যাঁ, তুলনা চলে আসে। যদিও দেখা যাচ্ছে আ সে শুধু আউটপুট এর তুলনা করে, ইনপুট এর তুলনাটা আসলে দেখা যায় যে অনেক সময় করা হয় না। তো ওই তুলনাটা করতে গিয়ে হয় কি যে নিজেকে সে সেপারেট বা আলাদা করে ফেলে। তখন সে আসলে ঐ যে ঐ ধারাটার সাথে মিলাইতে পারে না। আ তার যে আসলে এ সাফ সফল হওয়ার জন্য ভালো থাকার জন্য একটা পরিশ্রম করা দরকার বা এফ এফোর্ট দেওয়া দরকার। সেই জিনিসটা অনেক সময় দেখা যাচ্ছে তার মিসিং হয়ে যায়। সে ঐটাকে হচ্ছে তার ফোকাস থেকে সরিয়ে ফেলে। এবং সে শুধু ওই যে ফলটা মিলানো বা ফলটা ম্যাচ করে না ঐটা থেকে সে এক ধরনের, হতাশায় অনেক সময় চলে যায় এবং একাকীত্বের মধ্যে
আচ্ছা। হুম। একদমই তাই। হু। উ হু। এক ধরণের তুলনা চলে আসে, সামাজিক তুলনা করবার প্রভাব, উ হু। হু, হু, হু, হু চমৎকার। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। হু, হু। মানে নিজস্ব অ্যাকশন যেগুলো থাকার কথা ছিল, সেগুলোর উপরে আসলে ফোকাস না করে কোনটা পায়নি, জীবনে অন্যের সাথে তুলনা করবার মাধ্যমে কোনটা পাওয়া যায়নি সেই রেজাল্টটা নিয়েই হয়তোবা তারা বেশি ফোকাস করতে থাকেন। এবং এখান থেকেই মানুষ আসলে এক ধরনের একাকিত্ব বোধ করা শুরু করে। যেমনটা আপনি বলছিলেন। তো এই বিষয়গুলো থেকে এই একা, একা এই বিষয়গুলো থেকে বের করবার জন্য, সোশ্যাল মিডিয়ার এই প্রভাব থেকে বের করবার জন্য, আপনার কাছে কি মনে হয় যে কি আসলে করলে সমাজে এক ধরনের ইতিবাচক প্রভাব পরলেও পড়তে পারে?
হু, হু। একদম। অ্যা আমার মনে হয় যে অ্যা কমিউনিটি ওয়ার্ক যেগুলা ছিল আগেও ছিল এখনো হাছ আছে কিন্তু ধরেন এখন সেটার প্রভাবটা এতো বেশি নাই। যেমন আগে যখন আমরা ই অ ছিলাম একটু ধরেন ছোট ছিলাম বা স্কুলে বা কলেজে পড়তাম তখন কিন্তু আমাদের মাথায় স্বাভাবিক যে চিন্তাটা আসতো আচ্ছা আমি কলেজে পড়ি আমি এক কাজ করি যে এলাকার যারা আ আছে স্কুলে পড়ে তাদেরকে নিয়ে একটা গ্রুপ স্টাডি বা এরকম একটা সার্কেল তৈরি করি যেখানে হচ্ছে আমরা বিভিন্ন বই নিয়ে কথা বলবো বা বিভিন্ন পড়াশোনা নিয়ে কথা বলবো। যাতে করে ওভারঅল যে স্টুডেন্ট যারা আছে বা দরিদ্র স্টুডেন্ট যারা আছে তারা যাতে উপকৃত হয়। আ কিন্তু এখন দেখা যাচ্ছে কি সোশ্যাল মিডিয়া আসার ফলে মানে এ ধরনের চিন্তাই মানুষের মাথা থেকে সরে গেছে। এখন আমার মাথায়ও এধরনের চিন্তা আসে না। মানে দেখা যাচ্ছে একটু ফ্রি টাইম পাইলেই সেটা হচ্ছে ধরেন স্ক্রোলিং এ নষ্ট করে দেই। তো এটা আমার মনে হয় যে একটা মানে বড় প্রভাব রাখছে আরকি যে মানুষের চিন্তাভাবনার গতিপথটা অনেকটাই চেঞ্জ করে দিছে সোশ্যাল মিডিয়া। এটা থেকে সরে রিয়াল লাইফ ওয়ার্ল্ড এ আসলে এনগেজ হওয়া উচিত বলে আমার মনে হয়।
হুম, হুম। হুম। উম হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> হুম, হুম। এবং সামাজিক কাজে কার্যক্রমগুলো আছে সেখানেও তারা আসলে যুক্ত হলে ই মানে সমাজেও আসলে ইতিবাচক একটা পরিবর্তন আসে। বা চমৎকার করে আসলে আপনার সাথে আলোচনাটা করা হলো। আপনি বলছিলেন যে একা, একা অনুভব করলে সাধারণত আপনি কি টাইপের কাজ করেন, একাকিত্ব দূরীভূত করবার জন্য। এবং এই যে আমাদের আজকালকার জীবনে সোশ্যাল মিডিয়াও যে আসলে এক ধারার বড় ধরনের আসলে রেল প্লে করছে এই একাকিত্ব অনুভব করানোর জন্য। তো সেই বিষয়টার দিকেও আপনি অ্যা দৃষ্টিপাত করলেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরবার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন।
একদম। আমার আসলে খুব ভালো লাগলো এটা আপনার সাথে শেয়ার করতে পেরে। কারণ একা অনুভব করলে অনেক কিছুই আপনি করে থাকি যেমনটা আপনার সাথে শেয়ার করছিলাম। আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো। শুভ সকাল।